হ্যাঁ, আমার আমার অবশ্যই মনে হয় যে এটা আসলে অবশ্যই, অবশ্যই করা উচিত। কিন্তু অ্যা ব্যাপারটা এমন যে ওরা আসলে কোন না কোন লুপহোল রশিদ অ্যাম বের করেই ফেলবে হ্যাঁ এর জন্য আমার কাছে সবথেকে মনে হয় কি এই যে আ ব্লক চেইন টেকনোলজি টা হয়তো খুব বড় একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে আমাদের আসলে নিরাপত্তার
ইউজ করে ফেলবে। হ্যাঁ। Blockchain social media platform এ কীভাবে এটা কাজ করবে?
অ্যা এটা ব ওই আপনি যদি দেখুন আসলে এই যে অ্যা ব্লকচেইন টেকনোলজির ওরা তো হচ্ছে কি বলে? আ এটা তো এ যেকোনো একটা এটা আসলে Decentralized তো। আপনার হচ্ছে নির্দিষ্ট কোন জায়গাতে তো থাকে না। অর্থাৎ আপনি হচ্ছে এই যে উইস অ্যা তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। মানে ইন্টারনেটের সর্বত্রই আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার কারণে হচ্ছে কোন কোম্পানি হচ্ছে বা কোন প্রতিষ্ঠান তারা চাইলেই হচ্ছে আপনার তথ্যগুলোকে মানে তারা Access করতে পারবে না। এটা
হু। হ্যাঁ, হ্যাঁ। উনি ইয়েস একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। হ্যাঁ।
হ্যাঁ, ১ টা জায়গা থেকে তারা চাইলে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এই ব্যাপারটা আসলে এটা আরো অনেক ডিপ অ্যা মানে আলোচনার প্রয়োজন আছে আমার হ্যাঁ।
বিষয়, আচ্ছা। মানে আমার, আমি আসলে যেটা বুঝতে পারছি না যে Blockchain সাধারণত তো লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। Social media security এর ক্ষেত্রে এটার application টা কি? এটা সম্বন্ধে আমার ধারণা নাই। বাট হয়তো আপনি যেহেতু বললেন আই মেবি
হ্যাঁ। ওই যে ডিসেন্ট্রালাইজড ওরকম একটা সিস্টেম যদি তৈরি করা যায়, হ্যাঁ, ঐটা ওরকম অ্যা এখনো হয়তো নাই। আ এ এরকম ম্যা সোশ্যাল মিডিয়া হয়তো এখনো নাই। তবে আমার আমার আমি যেটা বললাম সেটা হচ্ছে যদি তৈরি করা যায় তাহলে হচ্ছে সেটা হয়তো মানে একটা এমা অনন্য পরিবর্তন আসতে পারে এই যে আমাদের তথ্য নিরাপত্তার ক্ষেত্রে।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। মানে আপনি বলতে চেয়েছেন যে, যে মানে Central থেকে মানে এই নিয়ন্ত্রণটা Central এর কাছে না দিয়ে আমাদের ব্লক চেইন টেকনোলজি এর মতো সিমিলার কিছু তৈরি করতে হবে।
হুম। হ্যাঁ, এরকম similar কিছু তৈরি করা গেলে তাহলে খুব ভালো হবে।
দারুণ!
হ্যাঁ, তো ভাই আপনার সাথে এই ব্যাপারে কথা বলে খুবই ভালো লাগলো। আসলে মানে ক এগুলো বলতে পেরে বা আপনার সাথে আলোচনা করতে পেরে আমি মানে খুবই আনন্দিত। আশা করছি পরবর্তীতে আবারও কথা হবে।
আ সেম হিয়ার এ এরকম কথা জি আপনার সাথে ভ ভবিষ্যতে এরকম কথা হবে এই আশায় রইল। ধন্যবাদ।

<chuckles> হ্যাঁ, এইটা আসলে হয়ে থাকে। এই যে দেখুন, এখানে কিন্তু এই যে, আমরা যদি আমরা যতই বলি যে, তারা হচ্ছে আমাদের একটা প্রোফাইল তৈরি করার জন্য এ ডেটাগুলো কালেক্ট করে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে মেসেজ, মেসেজটা কিন্তু end-to-end protect এ মানে, আ protected থাকা উচিত। হ্যাঁ? এ end-to-end a m encryption এর কথা, তারা মানে এ ফলাও করে প্রচার করে থাকে। কিন্তু, এ যদি এমনটাই হয়ে থাকে, তাহলে হচ্ছে এই যে আমি বন্ধুর সাথে যে শেয়ার করলাম, মেসেজ Messenger এ বা মেসেজ করে, সেটা তারা কিভাবে পেলো? <chuckles>
<giggles> হুম। encrypted থাকার কথা। হ্যাঁ। হুম। এটা তো হুম। একদম। এবং ওই নিচে সম্ভবত, আমার ধারণা কি? এই মেসেজে ওরা যে, মেসেজের বিষয়টা ওরা যেভাবে হ্যান্ডেল করছে, এটা না আমি ভেবেছি অ্যাকচুয়ালি। যে এটা তো ইল্লিগ্যাল হওয়ার কথা কমপ্লিটলি। তো, আমার ধারণা, মেসেজেরটা ওরা নিচে একদম নিচে, ক্ষুদ্র আকারে শর্ত থাকে না, শর্ত প্রযোজ্য? ওখানে ওদের একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে, আমাদের যে মেসেজ এর encryption টা এটা anonymous AI কে ট্রেইন করার জন্য ব্যবহৃত হতে পারে। এরকম একটা শর্ত ওরা দিয়ে রেখেছে। আমার ধারণা এটা ডাটাটা আমরা কখ মানে, ডাটা কখনোই প্রকাশ পাবে না। বাট, just AI model কে ট্রেনিং মেসেজিং এর ট্রেনিং করার জন্য human like model তৈরি করার জন্য, ব্যবহার হতে পারে। ঐটা ইঊজ করছে ওরা most likely।
হু, হুম। হ্যাঁ। হু, হু। হু, হু। হ্যাঁ। এটা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু, এ এ কিন্তু ব্যাপারটা কি? এইটা তো আসলে, ইয়ে ব্যবহারকারীরা কয়জন জানে? আমরা কি এ মানে, এটা কি আমাদ আমরা কি জানি? আর এটা কি সেভাবে এ মানে বড় করে তো কোথাও লেখা থাকে না, বা আমরা এভাবে মানে, ওইটা যদি আমরা ও এ এমন ধরনের কোন টার্মস যদি তাদের থেকেও থাকে, তাহলে সেটা মানে আমরা যে পড়ে বের করবো না, বা কেউ যে পড়ে দেখতে যাবে না, সেটা কিন্তু তারা খুব ভালোভাবেই জানে। তাই না? আচ্ছা
হুম। না, লেখে নাই। হুম। হ্যাঁ, এইজন্যই ঐভাবে লেখাটা মনে হচ্ছে।
হ্যাঁ, আর এ এছাড়া, এই যে, আপনাকে যদি আসলে আমি দেখাতে পারতাম, তাহলে খুব ভালো হতো যে, আম আ এই যে Facebook এর সেটিংস এর ভিতরে গেলে, একটা ব্যাপার দেখা যায় কি, এ ম যে আপনার অনেকগুলো অ্যাপ দেখাবে মানে অ্যাপ এক্টিভিটির ইয়া দেখাবে, ও ওখানে আপনার লেখাই আছে যে, এই অ্যাপগুলো হচ্ছে Facebook এর সাথে আপনার তথ্যগুলো শেয়ার করতেছে। মানে, ওখানে এটা সরাসরি আ দেখানো। তো, আমি আসলে দেখে অবাক হইলাম যে, এই অ্যাপগুলো তো আমার কাছে এমন কোনো পারমিশন চায়নি যে, আমি Facebook এর সাথে এই তথ্যগুলো শেয়ার করতে পারবো, কি পারব না। এমন কোন পারমিশন চায়নি। আবার, Facebook থেকেও কিন্তু আমাকে এমনটা কখনো উম আ বলা হয়নি যে, এ "তুমি হচ্ছো যদি অ্যাকসেপ্ট করো, তাহলে এ আমরা হচ্ছি এ এই, এ এই তোমার মোবাইলের অন্যান্য যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, সেগুলো থেকে আসলে তথ্য কালেক্ট করব।" উ
হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম। না, এরকম কিছু চায় নাই। রাইট। বলা হয় নাই। হ্যাঁ। সেগুলো থেকে আসছিলো। এ তাই না, শুধু তাই না, আপনি যদি Facebook এর ওই সেইম সিচ মানে, যে জায়গার কথা বললেন, ওখানে যদি আরো একটু ঘাটাঘাটি করেন দেখবেন, Facebook যদি আপনি Chrome ট্যাবে ওপেন করেন, সেক্ষেত্রে অন্যান্য ট্যাবের আপনি কোন, কোন tab browse করছেন এবং সেই ট্যাবে কি, কি কাজ করছেন, সেইগুলো Facebook ট্র্যাক করে।
হুম। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ।